হুম তো এই যে আ কর্মপরিবেশ, কর্মসংস্কৃতি, আ সুবিধা, ভাতা এই সমস্ত বিবেচনা করে অবশ্যই বেতন মানে বেতন খুবই জরুরি একটা জিনিস এবং বেতন দিয়ে একটা কাজ ভালো হয় নাকি অ মন্দ হয় সেটা কিন্তু নির্ভর করবে বেতনের পারিপার্শ্বিক আপনার মন বসছে কিনা।
হুম, হুম। জি। জি, একদম ঠিক বলেছেন, হ্যাঁ আসলেই আসলে আমরা শুধু আ খাটুনি খেটেই যাবো এবং আমাদের যে প্রাপ্য যে একটা বেতন বা অর্থ যেটা আমাদের মাসে আসে সেটা যদি না পাই অবশ্যই তো আমাদের একটা কাজের প্রতি একটা মনমানসিকতা উঠে যাবে দিন, দিন এটা তো স্বাভাবিক। আমাদের দ্বারা ভালো কাজ তো কখনোই আশা করা এটা ভুল হবে আমার মনে হয় এবং শুধু আমাদের ক্ষেত্রে বলছি না, অনেকেই কিন্তু আছে দেখবেন যে গার্মেন্টস থেকে শুরু করে আরও অনেক আ সেক্টরে কিন্তু অনেকেই কাজ করে তারা কিন্তু দিনের পর দিন এত কষ্ট করে, তাদের কিন্তু যে ন্যায্য একটা স্যালারি বা বেতন পাওয়া এগুলো কিন্তু দেওয়া হয় না আবার ছুটির বিষয়টা তো অনেক কঠিন সেই ক্ষেত্র গুলোতে তো আমার মনে হয় যে এই দিকগুলো একটু মানে উন্নত করা দরকার আসলে মানুষ যে খাটনি করছে, সেটা একটু দেখা দরকার বোঝা দরকার তাদের কষ্টগুলো একটু বোঝা দরকার সেটা না হোক। এবং মানে এই যে এখনকার যে বাজার পরিস্থিতি সেটা ভিত্তি করেও তো একটা মানে যেটা যাতে মাসে যেই পরিমাণ খরচগুলো হয় একটা ফ্যামিলি চালাতে সেই হিসাব করেও আসলে বেতনগুলো একটু বাড়ানো দরকার আমার মনে হয়।
হুম। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। জি। হুম। হু, হু। হু, হু। হু, হু। উহু। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হু, হু।